গান শুনি আমি। হ্যাঁ, আমি এইতো ১০ বছর ধরে গান collect করতেছি। আমার collection এ এখন এইতো ২০০০ এর মতো গান আছে। আমি এগুলা প্রায়ই শুনি।
আচ্ছা, এই গানগুলো আপনি কোথা থেকে কালেক্ট করতেছেন?
এই যে YouTube, অনলাইন, Spotify playlist তৈরি করি। <clears throat>
আচ্ছা কোন কোন কোন জনরার গান আপনার বেচি বেশি পছন্দ?
আমি সবই শুনি। অ্যা সব ধরনের গানই মোটামুটি আমি স আমি Rap ও শুনি, Rock ও শুনি, বাংলা গান শুনি, রবীন্দ্রসংগীতও শুনি পুরান দিনের। আমার উম এটা আসলে খুবই, মনে হয়, খুবই কঠিন একটা কোয়েশ্চন। কোনো একটা specific genre আমি একদম pinpoint করতে পারবো না। আমার মনে হয়, সব জনরারই একটা ভালো, খারাপ দিক আছে। যেই জিনিসটা আমি কম শুনি, সেটা হলো গিয়ে হাউস মিউজিক যেটা, মানে শুধু বীট। এই সব গান আমার পছন্দ না।
আচ্ছা, আমিও অনেক ধরনের রক গান শুনি। যেমন ধরেন, আমার অনেক পছন্দের ব্র্যান্ড আছে, আহ, 'Scorpions' বা হচ্ছে আপনার 'Black Sabbath', আরও অনেক ব্র্যান্ড আছে।
হ্যাঁ। ও আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ 'ব্ল্যাক সাবাথ', মেটা মেটাল, মেটাল ব্যান্ডস, হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এই ব্র্যান্ডগুলা আমার খুবই পছন্দ।
আমার আ 'System of a Down' তারপরে লি 'Linkin Park', 'Static-X', এগুলা খুবই ভালো হয়। হ্যাঁ, 'Metallica'.
হ্যাঁ, 'System of a Down' ও এগুলো হচ্ছে হার্ড রক ব্র্যান্ড হ্যাঁ। ওকে। আ আচ্ছা, আপনার কি মনে হয়, আ শিল্প কি সৃজনশীলতা বাড়াতে পারে?
হ্যাঁ।

আসলে যদি সেইভাবে বিস্তারিত বলতে চাই তাহলে অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে শিল্প আছে। হয়তোবা কারোটা প্রকাশ পায়, কারোটা প্রকাশ পায় না। যেমন ধরেন আমরা আমাদের দৈনন্দিন কাজে শিল্প, নিজেদের শিল্প, মনের অজান্তে শিল্প আমাদের বের করে আনি। যেমন ধরেন আপনি হয়তোবা অনেক সময় অ আপনার পরীক্ষা দিতে গেলে আপনার প পরীক্ষার খাতায় অনেকভাবে অনেক কিছু ডিজাইন করতে পারেন যেন আপনার পরীক্ষার খাতাটা দেখতে একটু আকর্ষণীয় হয়। তো এইটাও কিন্তু এইটাও কিন্তু হ্যাঁ।
হ্যাঁ। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ। <laughs> এই জিনিসটা আমি বাংলাদেশে লক্ষ্য করছি। মানুষ যখন লেখে, এই ১ নাম্বার প্রশ্নের উত্তর তার মধ্যে কত ডিজাইন-টিজাইন করে দিবে। এটা কিন্তু মানে বাংলা medium ছাড়া আর কোথাও হয় না। আমি খেয়াল করছিলাম যে আমি আমি তো হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ specially এ specially জিনিসটা হয় হচ্ছে আপনার মেয়েদের ক্ষেত্রে। <smacks lips> তো এটা কিন্তু তাদের কাছে এক ধরনের শিল্প। তার পাশাপাশি হচ্ছে আপনার অনেক আ আপু আছে বা মেয়ে আছেন যারা হচ্ছে আপনার হাতে মেহেদী দিতে পারে। এটা কিন্তু আসলে তাদের একটা আ আ জেনে জেনেটিক্যালি একটা শিল্প তাদের মধ্যে একটা থাকে। এটা কিন্তু তাদের কোথাও শিখতে হয় না। তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যে আসলে শিল্প বিদ্যমান। কেউ সেটাকে বের করে আনতে পারে আবার কেউ সেটাকে বের করে আনতে চায় না। এটা আসলে একটা তফাৎ। তবে
হুম। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হুম। হ্যাঁ। হ্যাঁ আসে কিন্তু আপনার মানে আমি জিজ্ঞেস করছিলাম personally আপনার ইয়েটা কি? আপনি কি কোনো ধরনের creative কিছু করেন? কিংবা লাস্ট কোন জিনিসটা আপনি করছিলেন?
আচ্ছা তো আমার স আমার ভেতর যদি আমার মনে হয় আ কোনো শিল্প থাকে আ সেটা হচ্ছে গান। আমি আসলে খুব বেশি গান গান করতে পছন্দ করি এবং গিটার, গিটার বাজাতে পছন্দ করি and আম আসলে আমি এখন আ currently acoustic এ আছি and হ্যাঁ, ইউকুল ইউকুলেলে শেখার try করতেছি।
ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ nice। কোন ধরনের গিটার? acoustic হ্যাঁ, খুব সুন্দর। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমার এগুলা খুবই ভালো লাগে যে Jhon Meyer তারপরে আম উম <smacks lips> উম ভাবতেছি। আমার কয়েকদিন আগে music নিয়েও আমি কয়েকজনের সাথে কথা বলছি। আমার খুব close friend কয়েকজন আছে music করে। এই জিনিসটা আমার খুবই ইন্টারেজ আমি খুবই চাই মানে সবসময় চাইতাম আমি কোনো এক ধরনের instrument শিখবো। কিন্তু আসলে কখনো এটা হয়ে ওঠে নাই। <clears throat>
হ্যাঁ, আচ্ছা।